আপনি যেটা বললেন যে, এগুলোকে সময় দিতে, দিতে আপনি পরিবারে বা অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে সময় দিতে পারতেছেন না। এটা একটু চিন্তার ব্যাপার। বুঝতে পারতেছি আপনার কথা শুনে। হ্যাঁ? তবে একটু আপনাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ? কারণ সবকিছুরই দরকার আছে। দেখা যাবে যে, ডিজিটাল প্লাটফর্ম গুলোরও দরকার আছে। আবার একান্ত যে, ব্যক্তিগত জিনিসগুলো বন্ধু, পরিবার, তারাও তো গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটাকে একটু যদি মা মাইন্ড এর মধ্যে নিতে পারেন, তাহলে হয়তোবা ব্যাপারটাকে আপনি এনালাইসিস করতে পারবেন। তো মানে আপনি আসলে, মানে কতক্ষণ ধরে স্কিন ব্যবহার করেন?
কে বলেছে? হলেও। জি, আ হ্যাঁ, এই যে, বললেন। আমি অ্যা অ্যা হা, স্ক্রিন ব্যবহারের কথা। আমার তো মনে হয় যে, অ্যা আব আমি দিনে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা আমার স্ক্রিনের পেছনে চলে যাই। হ্যাঁ? তো একবার স্ক্রিন দেখা শুরু করলে, বিশেষ করে আমি ফেসবুকটাই বেশি ব্যবহার করা হয়। তারপর, অ্যা ইদানিংকালে, হ্যাঁ। ইদানিংকালে ইনস্টাগ্রাম ব্যবহার করছি। তারপর ইউটিউবে উম দেখা হচ্ছে। তো ফেসবুকে ঢুকলে যেটা হচ্ছে, আ রিল চলে আসতেছে। রিল আমি একটার পর একটা রিল দেখছি। স্ক্রল করে যাচ্ছি তো যাচ্ছি। যাচ্ছি তো যাচ্ছি। তারপর বিভিন্ন ধরনের খবর চলে আসে। হ্যাঁ, রাজনৈতিক খবর আসে, আ ব বিনোদন জগতের খবর আসে, অ্যা বন্ধু-বান্ধবের কে কোথায় আছে, অ্যা তাদের খবর আসে, ভিডিও আসতেছে, ছবি আসতেছে, বিভিন্ন ধরনের লেখা আসতেছে। একটার পর একটা আসছে। মনে হচ্ছে যে, একটার পরে আরেকটা যেন ম আরো আকর্ষণীয়। তো এটা করতে, করতে দেখা যায়, যে, সময়টা কখন পেরিয়ে যাচ্ছে, খাবার সময় পেরিয়ে গেল। হ্যাঁ? বাজার করার সময়টা পেরিয়ে গেল। আমি বুঝেই উঠতে পারছি না যে, সময়টা চলে গেছে। অথচ আমার হয়তো জরুরি অনেকগুলো কাজ ছিল। সেটা আ আমার আ আমি কমপ্লিট করতে পারছি না।
আচ্ছা। উঁহু। না। আর বের হইতেই চান না। উ হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। জি। বুঝতে পেরেছি। না। এই ব্যাপারটা চিন্তার ব্যাপার। জি। মানে, একটার পর একটা আসতেই আছে। জি, জি। বোঝাই যায় না, হ্যাঁ। কাজ ছিল। হ্যাঁ, হ্যাঁ।